আমি একটা ব্যাপার নিয়ে কিন্তু বেশ অনেকটা দুশ্চিন্তার মধ্যে আছি। দুশ্চিন্তার চেয়েও বড় কথা আমি কিন্তু বেশ এক্সাইটেড, আর দুশ্চিন্তাটা হচ্ছে যে যদি আসলে কোনো প্লান করতে আমার ভুল হয়ে যায়, তখন কিন্তু বেশ একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাকে হতে পারে বা, আসলে দেখা যাচ্ছে আমার একটা ছুটি আছে সামনে এবং এই ছুটিটা আমি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আসলে ঘুরতে যেতে চাই। তো সব প্ল্যান কিন্তু আমি আসলে শুরু করে দিয়েছি। তবে আমার না সবসময় মনে হচ্ছে যে, আ পরিকল্পনাটা কিন্তু একদম আসলে সঠিক হতে হবে বা, আ পরিকল্পনাতে কোনো ভুল থাকা যাবে না। কারণ আ সত্যি কথা বলতে আমার বেস্ট ফ্রেন্ড আসলে দেশের বাইরে থাকে। তো অনেকদিন পরে কিন্তু সে দেশে আসছে। তো তাকে অনেকটা আমি আসলে উপহার দেওয়ার মতো তার জন্য ওই আ প্লানটা করেছি। তো এর জন্য না আসলে আমার সবসময় একটা ভয় হচ্ছে যে আমি কি একটা প্লানটা ঠিকমতো করতে পারছি বা, পরিকল্পনাতে কোন ঘাটতি থেকে যাচ্ছে কিনা? আ নিজের মধ্যেই কিন্তু আসলে এক্সাইটমেন্ট যেমন কাজ করছে, মানসিকভাবে একটা প্রেশারও কিন্তু আমি সবসময় ফিল করছি। তো উম এই ব্যাপারটা থেকে আসলে যে কীভাবে বেরিয়ে আসবো, এটাই বুঝতে পারছি না।
আ হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। তাই? হুম, বুঝতে পেরেছি। হু, হু। বুঝতে পেরেছি। আসলে <sighs> এই যে পরিকল্পনাটা নিয়ে আপনি এরকম চিন্তিত হয়ে আছেন, আপনার মানে যেভাবে আসলে বিষয়গুলা আপনি বললেন। এটা এক দিক থেকে বলা যায় কি? যে মানে অনেকটাই আপনার কাছে কঠিন মনে হচ্ছে। তাই বলে এই বিষয়টা একটা চাপ সৃষ্টি করেছে আপনার ভেতরে যেহেতু আপনি বললেন আসলে আপনার বন্ধু অনেক দিন পর আসছে এবং তাকে উপহারস্বরূপ আসলে এই আ মানে ছুটির পরিকল্পনাটা আপনি করছেন যাতে তাকে আপনি এই ছুটির অ মানে ঘুরতে যাওয়ার সেই আ উপহারটা আপনি তাকে দিতে। অবশ্যই এটা একটা চাপেরই বিষয়। তবে একটা জিনিস কি? যে আপনার এই যে ভেতরের যে অস্থিরতাটা না? আর এই যে দুশ্চিন্তাটা না? এই জিনিসটাকে না আপনি সর্বপ্রথম যেটা করতে হবে কি? আপনার স্বীকার করতে হবে। হ্যাঁ, যে এটা আপনার যে ভেতরে হচ্ছে এই জিনিসটা আপনার কাছে আসলে সর্বপ্রথম আ নিজেকে বোঝাতে হবে যে এই জিনিসটা স্বাভাবিক। হ্যাঁ? কারণ দেখুন <clicks tongue> এম যে আপনি হয়তো নিজের ব্যাপারে মানে নিজে যখন জানবেন বা অ্যা নিজের ছুটির একটা যখন আলাদাভাবে পরিকল্পনা করবেন তখন হয়তো এরকম দুশ্চিন্তাটা আপনার হয়তো কাজে লাগে না। হ্যাঁ? বা এরকম দুশ্চিন্তাটা হয়তো আসেন কিন্তু যেহেতু আরেকজনের জন্য করছেন সেই দুশ্চিন্তায়া আসাটা স্বাভাবিক। তবে এই জিনিসটা একটু মানিয়ে নিতে, হ্যাঁ, এবং আমি আপনার কাছে আসলে যদি একটু জিজ্ঞেস করি যে আপনি আসলে কোন, কোন বিষয়গুলো নিয়ে একটু বেশি চিন্তা মনে চিন্তিত হয়ে আছেন?
হুম। হ্যাঁ, হ্যাঁ। উহুম। আসলেই। হুম। আচ্ছা। হু। আসলেই। হুম। আচ্ছা ১ম চিন্তাটা আমার আসছে, যে আমি আসলে কোন জায়গায় তাকে নিয়ে যাবো? বিশেষ করে আমার কিন্তু পাহাড় পছন্দ। আমার বন্ধুরও পছন্দ কিন্তু তার কিন্তু সমুদ্র বেশি পছন্দ। তো আমি ভাবছিলাম যে তাহলে কোন জায়গাটাতে যাওয়া আসলে আ উচিৎ হবে? বিশেষ করে যেহেতু তার জন্যই ট্যুর করছি, সেক্ষেত্রে কি শুধু সমুদ্রে যাব? নাকি পাহাড় হয়ে সমুদ্রে যাব? এরকম একটা চিন্তা কিন্তু মাথার মধ্যে আসছে। আবার ভাবছি যেহেতু সে বিদেশ থেকে আসছে আ তার কিন্তু ২ টোই দেখা উচিৎ। আবার ভাবছিলাম যে যেহেতু আসলে সে জার্নি করে আসবে, বা বহুদিন পরে দেশে আসছে। তাকে নিয়ে কি আমি adventure এ যাবো? আমার কিন্তু ব্যক্তিগতভাবে adventure খুব ভালো লাগে। এবং যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে কিন্তু আমি একটা adventure করতেই চাই। আবার মনে হচ্ছে যে এই adventure এ যেয়ে দেখা যাচ্ছে পরিবেশ, তাপমাত্রা সবকিছুর সাথে সে কি ঠিকমতো মানিয়ে নিতে পারবে? বা এই ব্যাপারগুলো কি আসলে আগে থেকে চিন্তা করা কি উচিৎ? আমি না এই সব প্রশ্নের মুখোমুখি হয়ে গেছি, এবং এগুলো নিয়েই নিজের মনের ভেতরেই ভাবছি। তবে সঠিক ইনফরমেশন যে কোথায় পাবো এটাও কিন্তু বুঝে উঠে পারছি না।
হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। রাইট। হু, হু। রাইট। হু, হু। অবশ্যই। হু, হু। রাইট। হু। অবশ্যই। হু, হু। হুম, রাই তোম আপনি না আসলে এই বিষয়টা নিয়ে না একটা কাজ করতে পারেন। আপনি এই জিনিসটা কি পুরোপুরি একটা সারপ্রাইজ হিসাবে আপনি আপনার বন্ধুকে দিতে চাচ্ছেন? কারণ, ১ টা বিষয় দেখ সে যেহেতু এরকম জার্নি করে আসছে বাহির হ্যাঁ? এবং অনেক দিন পরে আসলে কিন্তু মানে দেশে যদি অনেকদিন পর কেউ ফিরে আসে, তখন না তার অনেক মানে দায়িত্ব কর্তব্য তার পালন করতে হ্যাঁ? সে কিন্তু নিজেই একটা চাপের ভেতরে থাকে অনেক সময়। তো সেই ক্ষেত্রে আসলে তার ১ টা জিনিস আপনি কাজ করতে পারেন যে, তার সাথে না এমনি কথা বলতে পারেন। তাকে যদি সারপ্রাইজ দেওয়ারই চিন্তা থাকে, তাহলে আপনি এই বিষয়টা মেনশন না করে, আপনি একটু তার কাছ থেকে আপনার যেহেতু বেস্ট ফ্রেন্ড, আপনি তার কাছে স্বাভাবিকভাবে এই জিনিসগুলো স জিজ্ঞেস করতেই পারেন, যে আসলে সে কতদিনের জন্য আসছে, তার আসলে এসে তার প্ল্যানিং টা কি? একটু জানার চেষ্টা করলেন যে সেস এবং তার যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, কোন সব জায়গাগুলোতে তার ১ম এ আসলে যেয়ে আ দেখা করতে হবে, কী, কী, করার ইচ্ছা আছে, এই বিষয়গুলো একটু জেনে নিতে পারেন এবং এর পাশাপাশি একটু এটাও জানার চেষ্টা করবেন যে, আসলে সে আ কোন সময়টায় একটু ফ্রি থাকতে পারে বা তার ইমিডিয়েটলি আসার পর, পর, তার আসলে কী করার ইচ্ছা, হ্যাঁ? কারণ একটা জিনিস দেখুন, যা সে যদি এরকম ইমিডিয়েটলি আসলো আর তারপরেই যদি আপনি এরকম এডভেঞ্চার এ চলে গেলেন, দেখা যাবে কি যে সে ক্লান্ত হয়ে আছে, সে কিন্তু ঐরকমভাবে উপ মানে উপভোগ করতে পারবে না এই জার্নি টা বা এই এডভেঞ্চার টা, ঠিক না? তো সেক্ষেত্রে এই কিছু, কিছু, বিষয়গুলো আপনি জানলে তখন কি হবে? আপনার কিন্তু পরিকল্পনাটা করতে না সাহায্য হবে। যদি দেখেন যে সে ২০ দিনের জন্য আসল, প্রথম ১ ১.৫ সপ্তাহ মানে, ৭ থেকে ১০ দিন সে একটু সব তার বিষয়গুলো নিয়ে যেসব প্রয়োজনীয় জিনিসগুলো আছে, সেগুলো সব সেরে ফেলল। এরপরে যদি তার কাছে ৫, ৬ দিনের একটা সময় হাতে থাকে, তখন আপনি ওই সময়টাতে এই জিনিসটা পরিকল্পনা করার একটা চিন্তা করতে পারেন। তো আপনি একটু এভাবে করে দেখলে কি আপনার কাছে মনে হয় যে, এটা একটু সুবিধা হবে আপনার জন্য?
হুম। হ্যাঁ। আসলেই। হু। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। একদম। হুম। হুম। আচ্ছা। না। আমার কাছে কিন্তু আইডিয়াটা বেশ চমৎকার লাগলো। আসলে সারপ্রাইজ দিব চিন্তা করেছি, তবে এইভাবে চেষ্টা করলে দেখা যাবে যে, সারপ্রাইজটা কিন্তু আমি খুব ভালোভাবে দিতে পারবো। আ বিশেষ করে যেমনটি বললেন যে, আসলে আমি কিন্তু তার কাছ থেকেই কথার ছলে জেনে নিতে পারি যে, সে আসলে কোন জায়গায় যেতে পছন্দ করবে? সমুদ্র? নাকি পাহাড়? বা আসলে কোন সময়টাতে সে ফ্রি থাকবে? এই ব্যাপারটা কিন্তু আমি আসলে আগে চিন্তা করিনি। তো এতে করে কিন্তু আসলে আমার এই পরিকল্পনা করাটাও অ্যা সহজ হয়ে যাবে। বিশেষ করে দেখা যায় যে, যেহেতু এখন শীতের সময়, অনেকেই কিন্তু ছুটিতে এই যে পাহাড়, সমুদ্র সব জায়গাতেই যাচ্ছে। তো হোটেলে বুকিং পাওয়া কিন্তু একটু কষ্টকর হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আগে থেকে যদি একটু বুক করা যায় বা বিশেষ করে আগে থেকে যদি আমি তার সময় সম্পর্কে জেনে নিতে পারি, যেমন আমি আগে ভালো বুকিং করতে পারবো। পাশাপাশি অনেক সময় কিন্তু একটু কম দামেও আসলে বুক করা যায়। দেখা যাচ্ছে, যেয়ে যতটা খরচ পড়ে যায়, আগে বুক করলে কিন্তু সেই খরচটা লাগে না। বেশ ভালো একটা আইডিয়া দিলেন, আমার এটা বেশ পছন্দ হয়েছে। তবে, আমি আরেকটা ব্যাপার ভাবছিলাম, যে এই যে আ আসলে আমার যেমন adventure পছন্দ। যেমনটি আসলে বন্ধু আসে, তাকে নিয়ে একটা adventure করতে চাই, তো এই adventure টা আসলে করার জন্য আমাকে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? বা দেখা যাচ্ছে, যেমনটি আপনিও বলছিলেন যে, যেহেতু সে বিশ্রামের একটা ব্যাপার আছে বা আ বাইরে থেকে আসছে, মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আসলে আ কোনো বিকল্প মা উপায় কি হতে পারে, যেখানে সেও খুব বেশি ক্লান্ত হলো না, আবার অনেকটা adventure এর আসলে vibe ও পাওয়া গেল? এরকম কোনো উপায় কি আছে কিনা?
রাইট। রাইট। রাইট। হ্যাঁ, হ্যাঁ। রাইট। হুম, হুম। হ্যাঁ। হুম, হুম। জি। হ্যাঁ। হুম, হুম। রাইট। রাইট। হুম। রাইট। দেখুন যে অ্যাডভেঞ্চার এর ভাইবটা পেতে হলে এবং এই যে মানে একটু রিল্যাক্স এরও একটা জায়গা যদি তৈরি করতে হয় না? তাহলে আপনার আগে এই যে পাহাড় বা সমুদ্র এই ২ টোর মধ্যে না ১ টা এমন ১ টা জায়গা চুজ করতে হবে যেটা হচ্ছে গিয়ে যেই জায়গাটায় ২ টো জিনিসই আছে। হ্যাঁ? এমন একটা জায়গা হতে পারে দেশের ভেতরে হলে কিন্তু কক্সবাজারের ওই দিকে গেলেও কিন্তু আসলে এই জিনিসটা পাওয়া যায় হ্যাঁ? এবং একটা বিষয় হচ্ছে কি এখান থেকে কিন্তু আরো কয়েকটা জায়গাও কাছে থাকে যেখানে একটু পাহাড়ি এলাকা সমুদ্র সৈকতও হলো একটু পাহাড়ি এলাকাও হয়ে গেল। এবং সেই জিনিসগুলো যেহেতু আপনাদের একটু দূরে, দূরে থাকে তো আপনি ওই অনুযায়ী হয় কি, যে আপনি ওখানে গেলেন, সেখানে যেয়ে আপনি কয়েকদিন থাকার একটা প্লান করলেন, তাতে কী হবে, একটা জায়গায় আছেন, আপনি কিন্তু ট্রাভেল করছেন না বারবার। হ্যাঁ? মানে অনেক বড়, বড় জায়গা আপনার পাড়ি দেয়া লাগছে না। অনেক বেশি রাস্তা পাড়ি দেওয়া লাগছে না। এবং এতে কি হবে আপনি যেহেতু একটা জায়গায় স্থির আছেন, উ দেখলেন যে হ্যাঁ, প্রতিদিন বের হয়ে অল্প, অল্প ঘুরলেন, একটু সমুদ্রসৈকতে যেয়ে একটু রিল্যাক্স ও করলেন। আবার দেখা যায় যে ওই অনুযায়ী আবার একটা প্ল্যান ও বানিয়ে নিলেন যে ঠিক আছে উ একটা গাড়ি ভাড়া করে হয়তো অতদূর যেয়ে এরপরে একটু ব আমরা পাহাড় বাইব, একটু ট্রেকিং করব। এই যে বিষয়গুলো তখন কি হবে জিনিসটা অনেকটা খানিক ২ টো মিলিয়েই হয়ে যাবে। তখন সে অনেক টায়ার্ড‌ ও অনুভব করবে না এবং আপনার কিন্তু ইচ্ছাটা এবং তার ইচ্ছাটাও কিন্তু আপনি তখন মান দিতে পারবেন, ২ টোরই।
হু। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। না, আপনি কিন্তু আমার সমস্যাটা একদম solve করে দিলেন। এই যে আসলে যদি আমি পাহাড় এবং সমুদ্র, দুটি স্বাদই নিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু এই যে কক্সবাজারে যাওয়াটাই আসলে আ বেশ হবে। বিশেষ করে আমি ভাবছিলাম যে পাহাড়ের জন্য তো আমাকে বান্দরবান যেতে হবে বা খাগড়াছড়ি, আ সেদিকে গেলে আবার সমুদ্রটা কিন্তু বেশ দূরে পড়ে যায়। আ বিশেষ করে খুব বড় travel কিন্তু আমি করতে চাচ্ছিলাম না। আ যেহেতু আসলে আ এই এক জায়গাতেই আমি ২টি আ adventure ই করতে পারব, সেই ক্ষেত্রে কিন্তু যাতায়াতের সুযোগ সুবিধাটা সেখানে যেমন থাকছে, বা বিশ্রাম নেওয়ার একটা সুযোগ থাকছে, চাইলে কিন্তু ছোটো, ছোটো activities এর মাধ্যমে adventure ও করা যেতে পারে। বিশেষ করে এই যে সমুদ্রে আ ski ride এটা কিন্তু আমার করার ইচ্ছা আছে এবং আমার বন্ধুর সাথেই কিন্তু এটা করার ইচ্ছা আছে। তারপরে হচ্ছে এই যে ঘুরতে, ঘুরতে দেখা যাচ্ছে যে সমুদ্রে ঘোড়ায় চড়া, তারপর এই যে আ উপভোগ করার যে আশেপাশে মানুষ, তাদের যে life এগুলোও আমি করতে চাই। তো আসলে আপনি কিন্তু একটা চমৎকার জায়গার suggestion আমাকে দিলেন এবং আ এতে করে আমার কিন্তু জায়গা বাছা নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকলো না। তবে <smacks lips> আমি ভাবছি যে, বন্ধুকে এই সারপ্রাইজের কথাটা আসলে কীভাবে বলবো?
হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। হুম, আচ্ছা, তো আপনি একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে। দেখুন যে, আপনি তাকে কিন্তু আগে থেকে একটু বিল্ড আপ করতে প হ্যাঁ? দেখুন সারপ্রাইজ আপনি দিচ্ছেন, কোথায় যাবেন, না যাবেন, কী করবেন, না করবেন এগুলো কিছু জানালেন না। কিন্তু সে যে আসছে, তার আগেই কিন্তু তার আগ্রহটা অনেকটাখানিক তুলে ধরতে পারেন। যেমন কিনা, যে তাকে যখন আপনি এইযে খোঁজখবর নিবেন না? যে তার কি কাজ আছে, না আছে, হ্যাঁ? ঐ সময়টা না, আপনি একটা কাজও করতে পারেন। যে "ঠিক আছে, তাহলে ১মে এসে তো এরকম ৭ থেকে ১০ দিন ব্যস্ত থাকবা, ঠিক আছে। তারপরে আ লাগলে এইযে ৩-৪ দিন একটু সময় রেখো। হ্যাঁ? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।" এইযে একটা জিনিস আপনি বলে দিলেন, "তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।" এই জিনিসটা বললে হবে কি? সে তার কিন্তু আগ্রহটা অনেকটাখানিক বেড়ে যাবে এবং এর পাশাপাশি তার কিন্তু মাথায়ও থাকবে, হ্যাঁ? যে আপনি কিছু একটা প্ল্যান করছেন, বা আপনি তাকে ফ্রি থাকতে বলেছেন। সেই অনুযায়ী সে তার অন্যান্য বাকি সে দায়িত্ব-কর্তব্যগুলো সে আগেভাগে মানে শেষ করে রে রেখে আসবে। তো এটা কিন্তু আপনার জন্য একটা উইন, উইন সিচুয়েশন হয়ে দাঁড়াতে পারে।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। হুম। একদম। হ্যাঁ, না আপনি কিন্তু বেশ চমৎকার একটা উপায় আমাকে বলে দিলেন। এবং এতে করে কিন্তু আসলে মিস হওয়ার কোনো চান্স আর থাকবে না। আমি এভাবেই কিন্তু আমি সারপ্রাইজটা প্লান করবো। ধন্যবাদ, এই টিপস গুলো দেওয়ার জন্য।
এক হ্যাঁ ,আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকে আসলে এই আ পরামর্শগুলো দিতে পেরে আমারও অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন, জি।